আসলে আজকাল তো দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তির যেই যুগ, তো এই যুগের মধ্যে কেউ যদি দক্ষতা অর্জন করতে চায় মানে তার কিন্তু এক কথায় আ resource এর যে বিষয়টা আছে ওটার কিন্তু কোনো অভাব থাকার কথা না। মানে ও যেই field এই থাকুক নাকে বা যেই ইসেই থাকুক মানে বিষয়েই দক্ষতা অর্জন করতে চাক না কেন মানে, মানে অনেক ধরনের কিন্তু আ tutorials আছে বা অনেক ধরনের কিন্তু মানে আর কি website আছে যেখানে এক কথায় এইসব আ দক্ষতা বা এসব জিনিসের কিন্তু অনেক আ কি বলে পড়াশোনা বা materials কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম, একদম।
জি, জি। খুব সহজেই পাওয়া যায় অনেক ধরনের researches। জি, জি। সেটা ঠিক বলেছেন এবং এগুলো ব্যবহার করলে মানুষজন খুব সহজেই নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারছেন। নতুন অনেক কিছু শিখতে পারছেন।
<chuckles> একদম ঠিক। তো এই জিনিসটা দেখা যায় কি যে অ্যা শুরুর দিকে কিন্তু তেমন একটা মানে প্রচলন ছিল না যে আ দেখা যাচ্ছে যে মনে করেন ক্লাসের একটা পড়ার কথাই যদি বলি যে ক্লাসের পড়ার সময় যদি আমি না বুঝি তাহলে ওইটা আমার কাছে বন্ধু যারা আছে বুঝছে ওর থেকে একটা সাহায্য অ্যা নেওয়া লাগতো বা যারা একটু মানে বড়ো আছে আমার অ্যা তাদের থেকে একটু সাহায্য নেওয়ার চেষ্টা করতে হইতো বা ঘুরতে হইতো teacher কবে পরের দিন আসবে পরের দিন আমি আমার সমস্যাটা নিয়ে টিচারকে বলবো। এটা দেখা যায় সবসময় বলা সম্ভব হয় না। যে আ ৩০ ৪০ জনের বাচ্চা একটা ক্লাসের মধ্যে তো অনেকে অ্যাঁ দেখা যায় একটু introvert থাকার কারণে মানে মাঝে মধ্যে মুখ খুলে বলতে পারে না। তো এটা আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় হইতো কিন্তু বর্তমানে দেখা যায় কি যে এই যে এই চ্যাটজিপিটির যে একটা যুগ আছে ধরেন আমি ১ম এ একবার বললাম যে এটা একটু বুঝায় দিতে, যখন আমি না বুঝি তখন আমি বলি আরো সহজ ভাষায় বুঝাই দিতে। পরে দেখা যায় যদি তাও না বুঝি তাহলে কিন্তু আমি আবার বলতে পারি মানে আমি যতক্ষণ আমি বুঝতেছি ততক্ষণ কিন্তু অ্যা হ্যাঁ পড়াটা উম, জি, জি।
জি। জি, জি। জি। একদম। ততক্ষণ আপনি বুঝে নিতে পারছেন বারবার, বারবার জিজ্ঞেস করে আপনার ওই সংকোচ বোধ কাজ করছে না বা কোন ধরনের লজ্জা বা কোন সমস্যাই না। আপনি unlimited time অনুযায়ী যতবার ইচ্ছা জানতে পারছেন। এটা কিন্তু অবশ্য ঠিক বলেছেন যে এই তথ্যপ্রযুক্তিতে আসলে একটু দক্ষতা বাড়ানো বা নিজের সমস্যা মেটানোটা একটু সহজ হয়ে গেছে। যেহেতু resource গুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে এখন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি একদম। ঠিক বলেছেন একদম। আর আরেকটা জিনিস কি দেখা যায় যে মানে এখনকার কিন্তু অ্যাঁ সময় YouTube এ কিন্তু মানে অনেকেই মনে করে YouTube এ সব পাওয়া যায় বা এরকম কিন্তু অ্যা একটা মানে দুঃখজনক বিষয় কি যে যখন আপনি মানে অ্যা beginner level এ থাকবেন বা মানে কি বলবো একটু আ মানে কম level এ থাকবেন বা মানে উপরে থেকে surface থেকে যদি পড়াশোনা করতে চান তখন কিন্তু দেখা যাবে যে অ্যাঁ কি বলে তখন YouTube এ সবই মোটামু মোটামুটি পাওয়া যায়। কিন্তু যখন আপনি একটা জিনিস সম্পর্কে একটু deep knowledge নিতে যাবেন অ্যা তখন কিন্তু দেখা যাবে যে বিভিন্ন ধরনের website বা course কিন্তু কেনা লাগে। মানে অ্যা আপনি যে এককথায় YouTube থেকে সব পেয়ে যাবেন ওরকম কিন্তু হয় না। মানে একটু টাকা পয়সা তখন অ্যাঁ খরচ করা লাগে।
জি, জি। একটু invest করতে হয় নিজের skill এর পিছনে। তাই তো?